ইসলাম বিষয়টা আসলে। তো এইযে গল্প বলার সময় হয় কি, এইযে শ্রোতাদের আগ্রহ ধরে রাখাটা কিন্তু একটা চেলেঞ্জের বিষয়। কারণ হচ্ছে কি, যে এক ধাঁচের ভাবে বা এক ধরনের গল্প বললে কিন্তু আসলে সেইটাও মানে খুব একটা পছন্দ করে না শ্রোতারা। তো সেক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা দরকার হয়। মাঝে, মাঝে হাস্যরস, মাঝে, মাঝে একটু আবেগ দিয়ে বলা। না মানে একটু মনোভাবের পরিবর্তন আনা। তো আপনি যখন আসলে গল্প বলেন শ্রোতাদের মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে কোন দিকটায় বেশি গুরুত্ব দেন? মানে হাস্যরসের বিষয়টা? রহস্য নাকি আবেগের দিকটা?
অনেক, অনেক বড় চেলেঞ্জ। হু। কারো ভালো লাগবে না। জ্বি, জ্বি, জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।

বাহ! খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেন। আসলে এই যে আপনি আসলে যেভাবে গল্পের মধ্যে আকর্ষণ তৈরি করেন এবং আপনি যেমনটা বললেন, আসলে প্রয়োজন হলে আসলে শ্রোতাদের প্রতিক্রিয়া অনুযায়ী মাঝে, মাঝে গল্পের ধরনটা বদলে দেন। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু জানতে পেরে বেশ ভাল লাগলো এবং আপনার আসলে গল্প বলার যে অভিজ্ঞতা বা হচ্ছে এই যে আপনি যেমনটা বলেন, আসলে একজন গল্পকার হতে যে গুণগুলো থাকা দরকার, তো আপনার অভিজ্ঞতা থেকে বোঝাই যাচ্ছে আসলে প্রত্যেকটা গুণই আপনার কাছে আছে। তো এই যে আপনার সাথে আড্ডা দিয়ে বেশ ভালো লাগলো। পুরোটা সময় খুব উপভোগ্য ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।
জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। ধন্যবাদ আপ

হ্যাঁ, <chuckles> এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আসলে চেষ্টা চালিয়ে যাওয়াটাই কিন্তু মুখ্য বিষয়। তবে মানে গল্প বলার উদ্দেশ্য কিন্তু সবসময় বিনোদন হয় না। ঠিক না? অনেকেই ভাবে যে গল্প মানেই বিনোদন। অনেক সময় কিন্তু গল্পের মাধ্যমে আসলে অনেক বার্তা পৌঁছায় বা অনেক গুরুত্বপূর্ন মেসেজ কিন্তু মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়। তো আসলে আপনি ধরেন এই ধরনের যদি কোন উদ্দেশ্য থাকে যে না আপনি আসলে আপনার গল্পের মাধ্যমে আপনার শ্রোতাদেরকে হয়তোবা কোন একটা মেসেজ বা কোন একটা উদ্দেশ্য তাদের একটু প্রকাশ করবেন। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে আপনি ভারসাম্যটা রাখেন?
অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি, জ্বি।